আসলে কিছুদিন যাবৎ খুবই একটা চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি এবং এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যে, বুঝে উঠতে পারতেছি না যে, কী করা উচিত। যদিও এখনও আর কি কাজটা করা হয়নি এখনো আমি খুবই চিন্তার মধ্য দিয়ে এবং খুবই দোটানার মধ্যে আর কি আছি এখন যে অবস্থাটাতে এবং যে সিচুয়েশনে এখন আমি আছি সত্যি বলতে। মানে বুঝে উঠতে পারছি না যে আমার কী করা উচিত? আমার কি কাজটা করা উচিত নাকি করা উচিত না? করলে কি আমার জন্য ভালো হবে নাকি ভালো হবে না? বা যদি করেই ফেলি তাহলে কী, কী মানে অনিশ্চয়তা থাকতে পারে এবং কী, কী জিনিস ঘটতে পারে। এই সব কিছু নিয়ে না অনেক বেশি চিন্তার মধ্য দিয়ে সময় কাটছে এবং <smacks lips> মানে আমার যে দৈনন্দিন জীবনটা আছে, এই জীবনটা অনেক বেশি ইফেক্ট করছে দেখতে পাচ্ছি এবং কোনোভাবেই না আরকি বুঝে উঠতে পারছি না যে কী করা উচিত। কারো সাথে যে কথা বলবো এটাও হচ্ছে না এবং কারো সাথে তাই কোনো ধরনের অ্যাডভাইস বা কিছু যে নেব এই জিনিসটাও নেওয়াও হচ্ছে না। তাই চিন্তা করছিলাম যে আপনার সাথে যদি একটু কথা বলি এই সমস্যাটা সমাধান করতে পারতাম এবং আপনি যদি আমাকে একটু দিক নির্দেশনা দিতেন যে কী করা যায় তাহলে আমার জন্য কিন্তু খুব ভালো হতো।
আচ্ছা। আচ্ছা। হু, হু। জি, অবশ্যই। আমি চেষ্টা করব আপনাকে আ সঠিকভাবে কিছু পরামর্শ দেওয়ার। তবে আপনার কথায় যেটা বুঝতে পারছি যে আপনি আ মানসিকভাবে আসলেই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্তই রয়েছেন। তবে আমি আপনাকে বলব, আপনি এতটাও চাপ নিবেন না। আ এবং পরামর্শে যাওয়ার আগে যদি আ বিষয়টি আরেকটু বিস্তারিত করে বলতেন?
জি, জি। আসলে বিষয় যেটা হয়েছে, আমি হলাম একটা ইউনিভার্সিটি থেকে আরকি BBA করেছি আরকি, BBA প্রায় শেষ পর্যায়ে। এবং শেষ পর্যায়ে বলতে কি? প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার হলো এখন সামনে হলো MBA তে ভর্তি হওয়ার আরকি সময় এসে পড়েছে প্রায়। তো আমি যেটা আরকি এতদিন চিন্তা করছিলাম যে আমি BBA টা শেষ করে এখান থেকে আর BBA টা মানে MBA টা করব না। না করে আমি অন্য একটা জায়গায় আরকি MBA করব, যেটা আরকি আমার কাছে আগে থেকে একটু আমি attracted feel করতাম। এবং আমার কাছে আরকি মনে হতো যে এখানে MBA করলে ভালো হবে। মানে মাস্টার্স ওইখানে করলে ভালো হবে, অন্য একটা জায়গায়। কিন্তু এখানে না একটা জিনিস আমার সমস্যা হচ্ছে। যদিও আমি বুঝতে পারছি যে ওইখানে গেলে হয়তো আমার ভালো হবে বা ওখানে একটা আরকি আমার একটা টান অনুভব আমার হয়। তারপরও না, এইযে যেহেতু আমি বর্তমান যেখানে পড়েছি, বা যেইখানে BBA করেছি, এখানে যেহেতু প্রায় ৪ বছরের মতো পড়াশোনা করেছি। তাই এখানে যেহেতু ৪ বছর পড়াশোনার কারণে সবার সাথে ওরকমভাবে পরিচয় পরিচিত হতে পেরেছি, অনেকের সাথে পরিচয় আছে। তবে ক্লাসের সবার সাথে পরিচয় আছে, সবাই আমার দেখা যায় বন্ধু। কিন্তু এখন যদি ওই নতুন এক জায়গা যাই, তাহলে কিন্তু ওইখানে ওই যে, যে আমি অ্যাডজাস্ট হব ওইখানে নতুন করে, নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট হতে কি আমার সময় লাগবে কিনা? বা ওইখানে গেলে কি আমার সমস্যা হবে কিনা? এই যে এই বিষয়গুলো নিয়ে না, আমি অনেক বেশি একটা দুশ্চিন্তা পড়ে গিয়েছি এবং অনেক বেশি অনিশ্চয়তার মধ্যেও পড়ে গিয়েছি। এবং এখানে আরকি মানে একটা তো গেল এটাই যে মানুষের সাথে আমি কীভাবে আরকি আবার নতুন করে মিশবো? যেহেতু ওইখানে সবাই আমার নতুন ফেস হবে। স্বাভাবিকভাবে যেহেতু ওইখানে আমি নতুন ভর্তি হচ্ছি, BBA তো আর ওইখানে করিনি। BBA করেছি আমি আমার বর্তমান ইউনিভার্সিটিতে। এবং অন্য একটা ইউনিভার্সিটিতে যেহেতু চাচ্ছি MBA টা করতে, এটা তো একটা অনিশ্চয়তা কাজ করছেই। পাশাপাশি কাজ করছে যে এতদিন যেহেতু আমি মানে যেই ডিপার্টমেন্টে আমি BBA টা করেছি, এই টিচারদের যেহেতু আমি সবকিছু মানে এতদিন ধরে তাদের কোর্স করতেছি, এতদিন ধরে তাদের ক্লাস করতেছি, তাদের সাথে না আমি একটা used to হয়ে গিয়েছি। এবং তাদের দেখা যায় পড়াশোনাটা এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি। কিন্তু এখন যদি আবার নতুন একটা ইউনিভার্সিটিতে যাই, ওইখানেও কিন্তু আমার একটা সমস্যা হতেই পারে। যদি আমি শিওর বলতে পারতেছি না, স্বাভাবিকভাবেই। কিন্তু আরকি আমার কাছে মনে হচ্ছে যে আমার হয়তো একটা সমস্যা হতে পারে ওইখানে গেলে। হতে পারে ওখানে গেলে দেখবো যে তাদের পড়াশোনা আমি একেবারেই বুঝছি না, তাদের ধরণ আমি একেবারে বুঝছি না, বা তারা পরীক্ষায় কী ধরনের লেখনি চাচ্ছে বা কী স্টাইলে লেখা যাচ্ছে, এটাও বুঝতে পারছি না। তার কারণে হয়তো দেখা যাবে যে আমার BBA হয়তো CGPA টা ভালো, কিন্তু MBA তে আমার হয়তো CGA টা খুব খারাপ হয়ে যাবে। এই জিনিসগুলো নিয়ে না, অনেক বেশি একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে।
ওকে। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম, হুম। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হু। হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। না আসলে আপনার অনুভূতিটা কিন্তু ঠিক বোঝাই যাচ্ছে যে আপনি এই দুশ্চিন্তার মধ্যে যাচ্ছেন। তো আসলে দেখুন, নতুন পরিবেশে যাওয়ার আগে কিন্তু যে একটা অনিশ্চয়তা বা উৎকণ্ঠা হয়, এটি কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয়। তবে এ থেকে আ বের হয়ে আসার কিন্তু কিছু বাস্তবিক কিছু দিক রয়েছে। যেগুলো হয়তোবা আপনি অবলম্বন করতে পারলে আ অনেকাংশে বের হয়ে আসতে পারেন। যেমন নতুন স্থানে যাওয়ার আগে আ সম্ভাব্য পরিস্থিতি এবং চেলেঞ্জ গুলো একটু আ দেখে রাখতে পারেন বা একটু লিখেও রাখতে পারেন চাইলে। আ এবং সেগুলো মোকাবেলার জন্য আ ছোট, ছোট কিছু স্টেপ তৈরি করুন। যেমন হতে পারে যে আসলে ১ম দিনটি কিভাবে আপনি আ রুটিন স্থাপন করবেন বা কোন জায়গায় থাকবেন বা কিভাবে আসলে আ শুরু করবেন এগুলা নিয়ে কিন্তু একটা পূর্ব পরিকল্পনা করে দেখতে পারেন। এতে করে হবে কি? যে আসলে আপনার কিন্তু এই যে অ্যা চিন্তার যে বিষয়টা, এটা কিন্তু আসলে অনেকটাই অ্যা reduce করা সম্ভব। তো আপনি যে বারবার বলছেন যে আসলে আ বর্তমান যেই অ্যা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, আপনি আসলে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে আপ চাচ্ছেন যে আসলে আপনার পরবর্তী আ পড়াশোনার যেই ধাপটা সেটা শেষ করতে। তো এক্ষেত্রে কি আপনি বর্তমান যেই বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, ওখানে কি আসলে আ আপনার এই যে মাস্টার্স করার কি facilities টা কি সেখানে নেই নাকি?
আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। জ্বী। আসলে সত্যি বলতে মাস্টার্সের ফ্যাসিলিটিটা আছে। কিন্তু আর কি ওই যে অন্য যে ইউনিভার্সিটিতে আমি করতে চাচ্ছি সেটা হল আমার আগে থেকে একটা বলতে পারেন যে একটা স্বপ্নের জায়গা মানে সবসময় এটা হল মানে এই ইউনিভার্সিটিটাকে আমি সবসময় ভালো চোখে দেখে এসেছি এবং আগে সবসময় চাইতামই ইনফ্যাক্ট আমি বিবিএ তে আর কি চেষ্টা করেছিলাম ওইখানে ভর্তি হওয়ার কিন্তু তখন আর কি যেহেতু পরীক্ষা দিয়ে ঢুকতে হয় অ্যাডমিশন টেস্টের একটা সিস্টেম থাকে তো এখানে আনফরচুনেটলি আমি আর কি ভর্তি পরীক্ষায় মানে পাশ করতে পারিনি বা চান্সটা পাইনি তা সেই কারণে আরকি বিবিএটা করা হয়নি। কিন্তু এমবিএতে এখন আর কি আমি যথেষ্ট প্রিপেয়ার্ড এবং যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন চাইলে এমবিএটা ওইখান থেকে করতে পারবো এবং ওইখানে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে পারব। কিন্তু এই যে যে অ্যাডমিশন টেস্টের যে আমি যে এখন এই কি বলে এটা প্রিপারেশনটা নিবো মানে এখন যে একটু লাস্ট ডেকোরেশন টা নেবো এটা নিয়ে আমার এখন অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে। যে এখানে গেলে কি আমার জন্য মানে জিনিসটা কি উচিত হবে কিনা, বা আমার জন্য কি এটা একটা খারাপ দিক হবে কিনা। কারণ দেখা যায় যদি আমি বিবিএতে যেতাম তাহলে কিন্তু আমার সমস্যা হত না। তখন আস্তে, আস্তে সবার সাথে মিলেমিশে যেতে পারতাম। কিন্তু এখন যেহেতু হুট করে আমার এমবিএতে তাদের সাথে গিয়ে আমি যুক্ত হব, তাদের কারকেই কিন্তু আমি চিনি না তো এখানে একটা নতুন একটা পরিবেশ আমার জন্য সামনে এসে দাঁড়াবে তো এই একটা অনিশ্চয়তা কাজ করছে এবং সত্যি বলতে যদি আমি বলি আমার এই অনিশ্চয়তা বা একটু এই ভয়ের জিনিসটা কাজ করছে হল আমার একটা কারণে সেটা হল আমার আগের একটা ইনসিডেন্টের কারণে। আমি যখন এই যে বর্তমান ইউনিভার্সিটিতে বিবিএ করতে আসি এটা কিন্তু আমি আমার আমি ছোটবেলায় বড় হয়েছি আর কি গ্রামাঞ্চলে তো এটা শহরে থাকার কারণে আমি কিন্তু আমার এই এই যে এই ইউনিভার্সিটিতে যখন বিবিএ করতে আসি এটা কিন্তু খুবই একটা নতুন একটা শহরে আসি এবং নতুন একটা জায়গায় আসি। ওটা কিন্তু আমার একটা বড় ধরনের পরিবর্তন ছিল এবং তখন কিন্তু আমার ওই পরিবর্তনটা মোকাবিলা করতে বা ওই সিচুয়েশনটা মানে বিবিএর শুরুর দিকের সিচুয়েশনটা সময়গুলো কিন্তু আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। কারণ পরিবার থেকে সরে এসেছি। এখানে কাউকে চিনি না। সবাই নতুন। কীভাবে কি করবো? যেহেতু এই এত অনেক কিছু আরকি নিজের মধ্যে কাজ করছিলো যার কারণে খুবই বাজে একটা সময় আরকি তখন ছিল। যদিও আস্তে, আস্তে আমি কোপআপ করে ফেলেছি এখন আমি যথেষ্ট স্টেবল বলতে গেলে। যেহেতু ৪ বছর হয়ে গিয়েছে। বাট ওই যে শুরুর দিনটা কিন্তু আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। ওই জিনিসটাই না এখনো আমার মধ্যে একটু কাজ করে যে, এখন যেহেতু আবার এই ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি যাবো, এবং মানে বর্তমানে যেটা আমি যেতে চাচ্ছি আরকি অন্য একটা শিফট করে ওইটা আরকি অন্য একটা এলাকায়। বর্তমানে যে রিজিয়নে আছি এখানে না ওইটা আর কি অন্য একটা এলাকায়। তো ওই সেম জিনিসটা আর কি এখন আমার মনে হচ্ছে যে আবার কি সেম জিনিসটা হবে কিনা। যে ঐখানে গিয়ে আবার ওই ৫ মাস ৬ মাসের মতো আমার খুব একটা পরিশ্রম সুখ খুব একটা কষ্টের মধ্যে সময় কাটাতে হবে কিনা। এমন একটা আরকি ভয় কাজ করছে এবং অনিশ্চয়তা কাজ করছে যে, যে আমি আমি কি আদৌ ওইখানে ওই নিজেকে মানিয়ে তুলতে পারবো কিনা। তো এখানে কি আপনি আমাকে কিছু বলতে পারেন, যে কিভাবে আরকি আমি এই জিনিসটা মোকাবেলা করতে পারি? এবং মানে আমার কোনটা করা উচিত? আমার কি ঐখানে যাওয়া উচিত? নাকি বর্তমান ইউনিভার্সিটি টাতে আমার থাকা উচিত?
হু, হু। আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। জ্বী। হু, হু। হু। আচ্ছা। হু, হু। হু, হু। উ হু। বুঝতে পেরেছি। জ্বি। হু, হু। দেখুন আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর রয়েছে। যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে, আসলে আপনার যেই ইউনিভার্সিটি তে আপনি এখন যেতে চাচ্ছেন ওখানে যাওয়াটা আসলে আপনার পূর্ব থেকে একটা পরিকল্পনা ছিল, বা হয়তোবা কোন কারণে আপনি সেখানে আ ভর্তি হতে পারেননি বা আসলে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন যখন আপনার কাছে সেই অপরচুনিটি চলে আসছে ভর্তি হওয়ার মতো, তাহলে কেন নয়? কেন আপনি আসলে আ যেহেতু এতদিনের আপনার একটা আসলে শখ ছিল ওখানে পড়ার, এটা এখন যখন আপনি হাতে পাচ্ছেন তাহলে আপনি কেন জাচ যেতে যাচ্ছেন না বা কেন যাবেন না? এটা কিন্তু আসলে একটু ভেবে দেখতে পারেন। ২য় ত হচ্ছে, আপনি যেটা ভাবতেছেন যে আসলে আ সেখানকার যে সেখানকার যে পরিবেশের সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন কিনা বা আসলে ১ম যেই আ দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে প্রথম, প্রথম, ১ম ৫ ৬ মাস বা ১ বছর বা বিভিন্ন ধরণের আসলে একটু মনেরটা বসাতে আসলে খুব কষ্ট হয়ে যায়। এটা আবেগজনিত একটা বিষয় থেকে আসে। তো আপনি যেটা করতে পারেন যে, আ ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারেন। যেমনটি হচ্ছে ১ম দিন বা ১ম সপ্তাহের জন্য আ ছোট একটা লক্ষ্য তৈরি করেন। আ প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা বা পরিচিত কারো সাথে একটু কথা বলা বা আপনি চাইলে কিন্তু নতুন, নতুন বন্ধু সেখানে আ তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন। এতে করে কিন্তু আপনার আত্মবিশ্বাসটাও বাড়বে এবং এই যে একাকিত্ব বা একটা আতঙ্ক এই বিষয়টা কিন্তু কমে আসতে পারবে। হ্যাঁ? এবং আপনি যেটা করতে পারেন যে আপনার আ ভয়, উদ্বিগ্নতা বা চাপ এগুলো যখন অনুভব হবে, সাথে, সাথে একটু নিজের সাথে নিজে এভাবে বলুন যে, আসলে এই অনুভূতিটা খুব স্বাভাবিক এবং সাময়িক এবং আমি অচিরে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো। এবং চিন্তাকে বোঝা এবং গ্রহণ করাই কিন্তু মূলত আপ মানসিক চাপটা কমায়। এবং আপনি আরেকটা যেটা করতে পারেন যে, ঠিক শিথিলকরণ বা নিঃশ্বাস অনুশীলনের কিছু বিষয় রয়েছে, সেটা করেও কিন্তু আপনি এই যে মানসিকভাবে চাপ অনুভব করছেন, এটিকে কিন্তু রিডিউস করতে পারবেন। যেমন দিনে এ কয়েকবার ধরে একটু ব্রেথিং এক্সারসাইজ করুন বা একটু ছোট পরিসরে একটু মেডিটেশন করুন বা চাইলে আপনি হালকা পাতলা কিছু ব্যায়াম অনুসরণ করতে পারেন। হ্যাঁ? এভাবে করে কিন্তু উদ্বিগ্ন অনুভূতি আসলে আ নিঃশ্বাসের মনোযোগটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আ বাড়িয়ে তোলে। তো আশা করছি আপনি এই বিষয়গুলো এ একটু চেষ্টা করে দেখলে হয়তো আপনার জন্য সহায়ক হতেও পারে।
জ্বী। সত্যি। ঠিক। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে সত্যিই আপনার কথাগুলো শুনে এখন অনেক বেশি মোটিভেটেড হলাম এবং এতদিন যে এই যে দোটানার মধ্যে ছিলাম এবং একটা ডিলেমার মধ্যে ছিলাম যে কী করা উচিত? এটা করা উচিত নাকি ওটা করা উচিত? আপনার কথা শুনে কিন্তু আমি এখন অনেকটা স্থির হতে পেরেছি যে, আমার উচিত হবে এখন এই নতুন একটা ইউনিভার্সিটিতে শিফট হওয়া, এবং ওইখানে যেহেতু অপরচুনিটি বেশি এবং ওইখানে যেহেতু কোয়ালিটিটা ভালো তো ওইখানে গিয়েই হয়তো আমার MBA করাটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। এবং যে বিষয়গুলো বললেন যে, আমার ভিতরে যে ভয়টা কাজ করছে যে ওইখানে গিয়ে একটু, মানে শুরুর দিকগুলো একটু সময়টা একটু কঠিন কাটবে। এটা সত্যি বলতে এটাও আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স হতে পারে এবং এটা আমার জন্য একটা ট্রেনিংয়ের মতোও হতে পারে যে, জীবনে সবসময় যে আমি পরিচিত মানুষের মধ্যেই থাকবো এমনটা তো আর হবে না, চাকরি জীবনের সময়ও দেখা যাবে যে তখনও নতুন একটা জায়গায় হয়তো আমার যেতে হতে পারে। তো এখন থেকে যদি আমি কয়েক জায়গায় গিয়ে থাকি তাহলে কিন্তু আমার জন্য এটা ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি আস্তে, আস্তে এই সিচুয়েশনগুলোর উপরে একটু পারদর্শী হতে পারবো এবং নিজেকে ওরকমভাবে ট্রেন করতে পারবো এবং আরেকটা জিনিস যেটা খুব চমৎকার বললেন যে ছোটো, ছোটো কিছু লক্ষ্য নির্ধারণ করে হয়তো ১ম দিন বা ১ম সময়গুলোতে রেগুলারলি ক্লাসে যাবো। আমি আমার সাথের যে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে রেগুলারলি একটু কমিউনিকেট করার ট্রাই করবো, তাহলে হয়তোবা আমার জন্য ভালো হবে। আপনার অ্যাডভাইসগুলো অনেক ভালো ছিল। আমি অবশ্যই চেষ্টা করবো এগুলো করার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গাইডেন্সটা দেওয়ার জন্য।
হুম, হুঁ। জ্বী। একদম। হুম, হুঁ। জ্বি, জ্বি, জ্বি। হুম। একদম। <smacks lips> কোন সমস্যা নেই। আসলে ধীরে, ধীরে ধাপ ধরে এগোলে আবেগ কো নিয়ন্ত্রণে আসবে এবং নতুন পরিবেশের সাথেও মানিয়ে নিতে পারবেন। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলেও। ভালো থাকবেন, ধন্যবাদ।